জি ভাই, আপনি সুন্দরভাবেই বলছিলেন। আসলে আপনি যেমনটা একটু আগে বলছিলেন আরকি। আসলে আমাদের বরফ গলে যাচ্ছে সেটা কিন্তু আসলে মানে আপনার চিরন্তন সত্য। কিন্তু আমরা যদি দেখতে পাই আগেরকার যুগের থেকে এখন কিন্তু আপনার মানে শুধু বরফ গলে যাওয়া না আপনার জলবায়ুর পরিবর্তনের কারণে আমি কিছুদিন আগে দেখছিলাম আপনি পৃথিবীর কিন্তু ঘূর্ণনও কিন্তু কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে এমনটা আমি একটু পড়েছিলাম আরকি যে এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকারক একটা দিক। আর আসলে এগুলোর জন্য কিন্তু দায়ী কিন্তু আমরা মানুষই। কারণ আমরা আমি আপনি পরিবর্তনটা কিন্তু আনছি না। তো আমাদের আসলে দরকার পরিবর্তনটা আনা। কারণ আপনি যদি দেখেন যেবি যে হারে কিন্তু বরফ north pole বা south pole এ গলে যাচ্ছে এতে কিন্তু আমার দেখা যাবে যে আমাদের দেশও কিন্তু কোন দিন না কোন দিন আসলে পানির নিচে তলিয়ে যায়। তো আসলে দেখা যায় যে জলবায়ু সংকটের জন্য আমাদের সবার একত্রে হয়ে মোকাবেলা করা দরকার। কারণ এটা তো শুধু দেশভিত্তিক না, এটা কিন্তু আমাদের পৃথিবীভিত্তিক। যেহেতু আমরা একটা পৃথিবীতে থাকছি তো এটা আমাদেরই দায়িত্ব আসলে পৃথিবীটাকে রক্ষা করা আরকি। তো আসলে সবাই কিন্তু আমরা চাইলে অংশ নিতে পারি। কারণ আপনি চাইলে ছোটখাটো আপনার step থেকে শুরু করে সবাইকে সচেতন করা থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে আপনার প্লাস্টিক নিরসন বা বর্জ্যস্থান যেখানে বর্জ্য ফেলতে হয়, ওখানে বিভিন্ন স্থানে আপনার ডাস্টবিন বা আপনার waste production waste reduction যে আপনার মানে system থাকে আরকি। যে recycling থেকে শুরু করে ওগুলো কিন্তু করলে আমরা জলবায়ুটা খুবই মানে সি কিছুটা হলেও কিন্তু আমরা আপনার ভালোর দিকে নিয়ে আসতে পারবে। আর আমি মনে করি যে আসলে এসবের জন্য আমাদের মানে যারা ভবিষ্যৎ প্রজন্ম আসছে তাদেরকেও কিন্তু সচেতন করা দরকার। তাদেরকেও কিন্তু এসব নিয়ে শিক্ষা দেওয়া দরকার যে তারা আসলে এটা যেন ensure করে যে মানে যাই করে না কেন যেন পরিবেশটা ভালো থাকে আরকি। তো এ নিয়ে ভাই আপনি কি বলেন?
হুম? হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু। হু, হু। হু, হু। হ্যা। হুউ। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু। হু। হু। হু, হু। হু, হু। হু, হু। হু। হু। হু। চলে যাবে। হ্যাঁ। হু, হু। হু। হু। হু। হু। অবশ্যই। হ্যাঁ। হু। হু, হু। হু। হু, হু। হু, হু। হু। হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু। হু, হু। হু, হু। to recycling হু, হু। হু, হু। হু। হু, হু। হু, হু। মোকাবেলা করার কাছাকাছি যেতে পারবো। হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু। হু, হু। হু, হু। হু, হু। হু। আসলে আপনি পা চমৎকারভাবেই আ কথাটি বললেন যে আসলে আমাদের সকল কিছুই কিন্তু এই ভবিষ্যৎ প্রজন্মকে ঘিরে এবং আমাদের এখনই তাদের এই ব্যাপারটি সম্পর্কে ব্যা জানানো দরকার এবং তাদের সঠিকভাবে আ তৈরি করা দরকার যে তারা যেন কীভাবে জলবায়ু মোকাবেলা পরিবর্তন জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করতে পারে এবং তারা যেন সর্বোপরি একটি সুন্দর আ এবং আ সঠিক আ আবাসস্থল বা পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। এজন্য এই স এই সকল আয়োজন যেমন তাদেরকে নিয়ে আমাদের সর্বপ্রথম যে কাজটি হবে এই প্রজন্মের মাঝে জলবায়ু পরিবর্তন রুখে দেওয়ার বা জলবায়ু অ রক্ষা করার যে মন্ত্রগুলো আছে এগুলো কিন্তু তাদের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। আব উহু।
জি, জি। জি, জি। জি, জি, জি। জি, জি, জি। জি, জি, জি। জি, জি, জি। একদমই ভাই। একদমই। জি, জি। জি, জি। জি, জি। জি, জি, জি। জি, জি। করতে পারে। জি, জি। জি, জি, জি, জি। একদমই ভাই। জি, জি, জি। জি। Conference করতে পারো। জি ভাইয়া। জি, জি। তো ভাই আপনার সাথে আসলে কথা বলে ভালো লাগলো ভাই। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।
ভালো থাকবেন।

আসলে আপনি পো চমৎকার যেটি ভাবে বললেন, যে আমরা কিন্তু আসলে এই প্রযুক্তি ব্যবহার করেই অনেক কিছু সমাধান করার চেষ্টা করতে পারি এবং আমাদের কিন্তু আসলে যেমনটি আপনি বলছিলেন যে বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা সকলের কিন্তু এগিয়ে আসা উচিত এটি নিয়ে কথা বলার জন্য। এটি নিয়ে মানুষিক করার জন্য যে আমরা যদি এই কাজ না করি এর ফলাফল এটি হতে পারে এবং এই কথা যদি আমরা চিন্তা করি, আপনি য যে এখন কিন্তু Satellite imaging বা Satellite এর সাহায্যে কোন জায়গা জায়গার আ মান ইত্যাদি কিন্তু দেখতে পারি। হ্যাঁ, তো সেইক্ষেত্রে আমরা আসলে অ্যা জলবায়ু পরিবর্তনের আ দিক থেকে চিন্তা আপনি কিন্তু এখন চাইলেই দেখতে পারবেন যে কিভাবে বরফ আ মা North Pole বলেন বা হ্যাঁ, এখানে বরফ কিভাবে গলে পানি হয়ে যাচ্ছে এবং এর অর্থ কি? এবং এর যে আ ফলাফল কি হতে পারে এটি সম্পর্কে কিন্তু আমাদের মানুষজন কে জানাতে হবে এবং তার যে লক্ষণ আমরা বাস্তবিক থেকে দেখতে পাচ্ছি সেগুলো সম্পর্কেও কিন্তু মানুষকে জানাতে হবে। অর্থাৎ যে বরফ গলে যখন আসলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে তখন কিন্তু মানুষ আ যারা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে তারা কিন্তু আসলে পানির তলে চলে যাবে। এবং আপনি যদি পরিসংখ্যান দেখেন সেক্ষেত্রে কিন্তু আসলে এই জায়গাতে বসবাসকৃত মানুষের কিন্তু অ পানিতে মিশে যাওয়ার বা সমুদ্রের পানিতে মিশে যাওয়ার পরিমাণ কিন্তু কম নয়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের আসলে সাধারণ মানুষ বা আমাদের স সমাজের আমরা যাদের সঙ্গে আ থাকছি, অ চলছি তাদের মধ্যে কিন্তু তুলে ধরতে হবে এবং শর্তগুলি আমি যেটি মনে করব যে আসলে দায়বদ্ধতাটা কিন্তু আসলে আমাদের আ শুধুমাত্র যে নিজে থেকে দায়বদ্ধ এরকমই নয়। এক্ষেত্রে আসলে আমার কাছে যেটা মনে হয় যে একটি সঠিক আয়ন আইন প্রয়োগকারী সংস্থাকেও কিন্তু এই ব্যাপারে সচেতন হতে হবে যে যারা সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন?
জি, জি। জি, জি। জি, জি, জি। জি, জি, জি। জি, জি, জি। জি, জি, জি। জি, জি। জি, জি। একদমই ভাই। জি, জি। জি, জি। জি, জি, জি। জি, জি। একদমই ভাই। জি, জি, জি। জি, জি, জি। জি, জি। জি, জি। scan করা যাক। জি, জি, জি। আচ্ছা। জি, জি, জি। জি, জি, জি। জি, জি। আচ্ছা। খুলছে। জি, জি, জি ভাই। একদম। জি, জি, জি ভাই। জি, জি। জি, জি। জি, জি। জি, জি, একদমই ভাই জি, জি, জি। জি, জি, জি আসলেই, আসলেই। জি, জি। জি, জি, জি। বিভিন্ন স্থানগুলো ভাবিতে হবে। জি। জি, জি, জি। জি চলে যাবে একদমই ভাই। জি, জি, জি। জি, জি, জি। খুবই কষ্টকর হবে। জি, জি, জি। জি, জি, জি। জি, জি, রাইট। জি। জি, জি। জি, জি, জি। তুলে ধরা দরকার আসলে। জি, জি। কোনটা? জি, জি, জি। জি, জি, জি। আসলেই। জি, জি, জি। জি, জি, জি। মোকাবেলা করা দরকার। জি, জি, জি। আসলেই ভাই।

Hello, শুভ দুপুর। কেমন আছেন আপনি?
এই তো hello, শুভ দুপুর। আমি ভালো আছি। আপনার দিন কেমন যাচ্ছে? কেমন চলছে বলেন?
এই তো ভালোই চলছে আসলে। সকাল থেকে কিছুটা রোদ আবার কিছুটা গুড়ি, গুড়ি, বৃষ্টি। তো আসলে মোটামুটি দিনটা ভালোই যাচ্ছে। আসলে আমি চিন্তা করছিলাম আরকি যে আমাদের আসলে আবহাওয়া তারপর জলবায়ু মানে অনেক পরিবর্তন হচ্ছে আরকি। কারণ আগেরকার যুগে দেখা যেত যে আপনার বৃষ্টি হইলে এতদিন বৃষ্টি থাকত না। বা গরম হইলে এতদিন গরম হইত না। তো আপনার কেমন দিন যাচ্ছে এবং আপনি এটা নিয়ে কি ভাবেন?
হু, হু। হুম। আচ্ছা। হুম। হুম। বুঝতে পেরেছি। হু, হু। হু, হু। হু, হু, হু। হু। হ্যাঁ, হ্যাঁ। হুম। হু, হু। হু। আসলে আপনি যেটি বললেন এটি কিন্তু, অ এটি সত্যি এবং আমরা সকলে ব্যাপারটি লক্ষ্য করছি এবং আপনার, আ আসলে ছোটবেলার কথা মনে আছে কিনা? যখন আমরা শিখতাম বা অ অতীতের দিকে আমরা যে আমাদের আ এশিয়া উপমহাদেশে, বাংলাদেশে আমরা যে অঞ্চলটিতে বা বাংলাদেশ যে অঞ্চলটিতে অবস্থিত সেখানকার আবহাওয়া কিন্তু নাতিশীতোষ্ণ অর্থাৎ না শীত, না উষ্ণ অর্থাৎ, আ খুব যে বেশি গরমও এমনটি নয়, খুব যে বেশি ঠান্ডা এমনটা নয়। কিন্তু আপনি বিগত কয়েক, আ দশক ধরে দেখেন আসলে তাপমাত্রা খুব মারাত্মকভাবে পরিবর্তন হয়েছে এবং গরমের দিনে যেমন মারাত্মক গরম হচ্ছে। এবং ঠান্ডার দিনে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়ছে। এবং এটির পিছনে একমাত্র কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। আসলে আ পৃথিবীর জলবায়ু পরিবর্তনের মাধ্যমে কিন্তু পুরো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এটি, এটি, সম্পর্কে আপনার আসলে আ কি মন্তব্য?
জি, জি। জি, জি, জি। জি, জি, জি, জি। আচ্ছা। জি, জি, জি। জি, জি, জি, জি। আচ্ছা। জি, জি, জি। জি, জি, জি। জি, জি, একদমই। না গরম। জি, জি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। জি, জি, জি। উ বাড়ছে। জি, জি, জি, জি। জি, জি। শীতের দিনে বেশি শীত। একদমই, একদমই। জি, জি। জি, জি, জি আসলেই। জি, জি, জি। জি, জি, জি। আসলেই। জি, আসলে আপনি সুন্দরভাবে ব্যাপারটা বিশ্লেষণ করেছেন। আসলে আমি আপনার সাথে সম্পূর্ণরূপে একমত। আপনি যেমনটা বলেছিলেন আগেরকার দেখা যেত যে, আমাদের যে গরমের কাল অতিরিক্ত গরম, শীতের কাল অতিরিক্ত শীত ব্যাপারটা থাকত না। কিন্তু এখনকার যুগে আপনার দেখা যায় মানে গরম হলে একদম অতিষ্ঠ গরম এবং শীত হলে মানে একদম মানে মারাত্মক শীত পড়ে। তো আসলে এটার জন্য জলবায়ু পরিবর্তনের আকে আমি দায়ী করব আসলে। কিন্তু এটার সমস্যা আমি বলব মানে আমাদের কারণেই হচ্ছে। কারণ আমরা যত গ্রিনহাউস গ্যাস বলেন, তারপর আপনার প্লাস্টিক বলেন, এগুলো আপনার পৃথিবীর ও ওজন লেয়ারকে আপনার ধ্বংস করে দিচ্ছে। এটার কারণেই কিন্তু আসলে জলবায়ু পরিবর্তনটা বেশি হচ্ছে আরকি। কারণ আমাদের যদি এখন আপনি দেখবেন যে আমরা কিন্তু পরিবেশ নিয়ে এতটা সচেতন না। দেখা যায় যে, আমরা পরি পরিবেশকে যেভাবে পারি আমাদের বায় বায়ু দূষণ থেকে শুরু করে শব্দ দূষণ সব দূষণই কিন্তু আমরা করছি। এমনকি আপনার ঢাকা শহর বা আপনি অন্যান্য বড়, বড়, শহরগুলোতে দেখবেন প্রতিনিয়ত গাড়ি বেড়ে যাচ্ছে। তারপর আপনার ওই পপুলেশন বা জনসংখ্যা কিন্তু ক ক্রমশই বাড়ছে। তো এতে করে আসলে আমাদের জলবায়ুটা আমাদের মানে স্টেবল থাকছে না। শুধু বাংলাদেশ না, আপনি কিন্তু দেশের অন্যান্য ক্ষেত্রে যদি চলে যান দেখবেন যে ওখানেও কিন্তু খুবই বাজেভাবে জলবায়ুটা মানে আপনার এফেক্ট করছে, আপনি আবহাওয়াকে আরকি। আপনি দেখবেন যে আপনি কিন্তু আবহাওয়াটা পাচ্ছেন না। জি, জি।
হু, হু। হু, হু। হু, হু। হু। হু, হু। হু, হু। হু। হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু। হু, হু। হু, হু। হু, হু। হু। হু। হু। হু। হু, হু। হু। হু, হু। হু। হু। হু, হু। হু। হু, হু। হু। হু। অবশ্যই। হু। হু, হু। হু। হু। হু। হু, হু। হু, হু, হু। হু, হু, হু। হু, হু। হু। দেখেন জলবায়ু হু, হু।